হ্যাঁ, হ্যাঁ, কাঁচা আমের আচার। তারপরে হচ্ছিল গিয়ে আপনার বিভিন্ন type এর ভর্তা করলে ভর্তা কখনো বা কখনো মাংস ভাজা বা কখনো কাবাব type এর item থাকলে ওইটা আসলে খুব ভালো জমে আরকি খিচুড়ির সাথে, তাই না?
হুম। হুম, একদম। হুম। হুম। আ একদম, একদম, একদম। আমার অবশ্য আ personally ভালো লাগে। আমি কেন জানিনা আচারটা অতটা আমার ভালো লাগে না।
একদম। জি, জি। হুম, হুম।
তবে খিচুড়ির সাথে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বেগুন ভাজা অথবা শীতকাল হলে তো ফুলকপির চপ। আর না হলে তো গরুর মাংসও খিচুড়ির সাথে আমার দারুণ লাগে। আর এ <giggles> আমার আপনার সাথে এটা নিয়ে কথা বলা ঠিক হচ্ছে না। কারণ, আ
আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। এখনই ক্ষুধা লেগে গেছে সত্যি কথা। <chuckles>
না। তো হ্যাঁ, একদম, একদম, একদম।
মানে শুনলেই আরকি ক্ষুধা লেগে যাচ্ছে খাবারের কথা। মানে মুখে পানি এসে পড়ছে এরকম একটা অবস্থা। তো এই যে মানে আপনার যে খিচুড়ি খেতে এত বেশি পছন্দ, আপনার কোনো নিজস্ব style আছে মানে বানানোর ক্ষেত্রে?
কি একটা আপনি যেটা, হ্যাঁ? হুম, হুম। হুম, হুম। অবশ্যই, অবশ্যই style তো আছেই। আমি হচ্ছে উম কি বলে? আ যে, অ্যা এমনি স্বাভাবিক যে খিচুড়ি সেটা তো সব মানে ভুনা খিচুড়ি খিচুড়ির recipe তো সব একরকমই। কিন্তু আমার হচ্ছে আরেকটা পছন্দের খিচুড়ি আছে। সেটা হচ্ছে লেটকা খিচুড়ি। মানে অনেক সবজি দিয়ে অনেক হচ্ছে পাতলা করে রান্না করা। ওইটা আমার খুবই প্রিয়। আর ওইটা কি একদমই সহজভাবে রান্না করা হয়। চালটা হচ্ছে হ্যাঁ, চালটা হচ্ছে গিয়ে যেই চালগুলো মানে ওই যে বাজারের যে চালগুলো পালিশ করে একদম সিদ্ধ হয় না, ওইগুলো না। মানে আপনি হচ্ছে যদি হচ্ছে pure চাল পান মানে দেশি ভালো ধানের চাল হলে তো কথাই নাই।
হুম, হুম। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। এক আসলে। হুম, হুম। আচ্ছা। Wow! হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। একদম, একদম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। হুম। আতপ চাল বা মানে আলু চাল যে যেটা বলে।

আলু, চাল মানে, হ্যাঁ, দেশি চাল যেটা, যেটা ক্ষেতের চাল, যেটা process করা হয় নাই সেটা যদি একটু ভালো জাতের ধা ধান হয় সেটা দিয়ে অথবা না হলে বা যে চালগুলো একটু সিদ্ধ হয় না, নাজিরশাইল বা এই হাবিজাবি এই type এর চালগুলো একটু। কারণ আমি জানি বাজারে মিনিকেট গুলো এইগুলা মানে আমি ওটাকে কোনোভাবেই আমার মন মতো নরম করতে পারি না। অথবা আরেকটা হচ্ছে খুদ। খুদ কি চেনেন আপনি?
হ্যাঁ। জি, জি। একদম, একদম। হুম, হুম। হুম। জি, জি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, খুদে ভা ভাকাম আমি মানে খাওয়াতে used to আছি। হুম, হুম। একদম।
হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, তো খুদ জিনিসটা ওইটাও কিন্তু খুব স দারুণ নরম, সু সুন্দর সিদ্ধ হয়ে যায়, একদম। তো চালটা গুরুত্বপূর্ণ, আর সাথে ডালটা, ডালটা তো মসুর ডাল আমার পছন্দ। মসুর ডাল আর আরেকটা হচ্ছে পছন্দ হচ্ছে ম মসুর ডালটা যদি আস্ত ডালটা নিয়ে কিনে ওটা just sprout করে নেয়া যায়, বুঝছেন? মানে একটু হচ্ছে গিয়ে যদি চারাটা একটু হালকা একটু হয়, ওইটা হচ্ছে গিয়ে হজমে খুব সহায়ক হয় আমার জন্য। মাঝে, মাঝে দেখা যায় যে ডাল হজম হয় না। তো ওটা দিয়ে পেঁয়াজ, মরিচ, বাকি সব মসলা এবং যে সবজি পাই মানে পুঁই শাক, একদম, পালং শাক থাকলে পালং শাক মানে শাকটা দেই প্রচুর। আর সাথে ওই যে seasonal সবজি, অ্যা tomato এইসব দিয়া মাখিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে একদম।
উম হ্যাঁ। জি। জি। হু, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, seasonal যেই সবজিগুলো থাকে। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, হুম। উফ! মানে এখনই শুনে মনে হচ্ছে যে এখনই বসে, বসে খাই। <chuckles> এমন একটা বিষয়। মানে আ-আমারও, আ-আমারও ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে খিচুড়ি এটা যখন আর কি আমি করি, আপনি যেটা বললেন, ল্যাট্কা খিচুড়ি। মানে আমার process টা একটু অন্যরকম। যেভাবে আমি খেতে পছন্দ করি ওটার সাথে হচ্ছে হলো গিয়ে মানে পোলাওর চালটা দেই আমি, পোলাওর চাল বা হচ্ছে হলো গিয়ে যে আলু চালের কথা বললেন। ও আলু চাল, মসুরের ডাল, মাসকালের ডাল এই ৩ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মাসকালের ডালটাও মানে আচ্ছা, আচ্ছা। হুম, হুম।
<laughs> একদমই। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা বলেন তো। হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, মাস মাস কলাই তো দুর্দান্ত খেতে। ওইটা আমার allergy হয় বলে আমি avoid করি, but মাস কলাইয়ের দ ডাল তো দুর্দান্ত।
হ্যাঁ, ওই মাসকালের ডালটা হচ্ছে হলো গিয়ে দিলে মানে খিচুড়ির স্বাদটা আরও মানে বেড়ে যায়। যেহেতু মানে আমার নানির, নানিরের এটা হচ্ছে হলো গিয়ে secret recipe. তো নানির কাছ থেকে আর কি অ ওই সূত্রে পাওয়া, নানির সূত্রে পাওয়া আর কি এই recipe টা। তো আমার কাছে খুবই ভালো লাগে এই মানে মাসকালের ডাল, মসুরের ডাল প্লাস হচ্ছে হলো গিয়ে আরও কিছু যদি ডাল add করতে চাই তো ওই ক্ষেত্রে আরও কিছু ডাল আমি হুম, হুম। মিক্সড ডালটা অনেক ভা মানে ওই খিচুড়ির স্বাদটা না আরও বাড়িয়ে দেয়। খিচু মানে ডালটা বেশি add করলে। তো তারপরে মসলা-টসলা যা আছে ওগুলো হালকা পাতলা মানে হালকা একদম বেশি না। Like হ হলুদ, মরিচ হুম, হুম।
হুম, একদম, একদম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আপনি মিক্সড ডাল পছন্দ করেন? হুম, হুম। হুম। হুম, একদম। ওই ল্যাট্কা খিচুড়িতে মসলা একটু কম দিতেই হয়।